আ না, ভ্রমণকে যে নতুন করে দেখার সুযোগ করে দিয়েছে। কোন অভিজ্ঞতা বলতে গিয়ে যে ভ্রমণের পর, পর একটা চিন্তাভাবনা আ যে, মানুষ কেন বাঁচবে? আপনারা মনে করেন একটা গান আছে। Warfaze এর "অবাক ভালোবাসা।" আ গানের মি meaning টা হচ্ছে এরকম যে, আমি এ হতাশার মধ্যে ডুবেছিলাম। জীবনে অনেক কিছু দেখতে পারতাম এই সময়টাতে, আমি জীবনে অনেক গুরুত্বপূর্ণ সময় পিছনে ফেলে রেখে আসছি। যখন আমি সমুদ্রের সামনে এসে দাঁড়ালাম, আমি মনে করলাম যে আমার জীবনটা কত কিছু না আমি মিস করলাম এই সময়টার মধ্যে। আর কত কিছু না আরো বেশিই বা পেতে পারতাম। ঠিক আছে? আমার জন্য পাহাড় অপেক্ষা করতেছিল, আমার জন্য সমুদ্র অপেক্ষা করতেছিল।
আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। এটা এটা কেন মনে হচ্ছিল? এইযে সমুদ্রের আচ্ছা, আচ্ছা। এটা কেন মনে হচ্ছিল? সমুদ্রের বিশালতার কারণে? সমুদ্রের বিশাল সমুদ্র দেখে নিজেকে ক্ষুদ্র মনে করে অনেকে। তখন মনে হয় যে আমি কত ক্ষুদ্র, সমুদ্র কত বিশাল, এইরকমই কোনো ভাবনা কি আসলে কাজ করছিলো?
হ্যা। হ্যা। এরকম একটা ভাবনা এই ভাবনাটা কাজ করেছিল পাহাড় দেখার ক্ষেত্রে recently। সমুদ্র দেখার ক্ষেত্রে মানে তখন এই চিন্তাটা আসছিল যে মানসিক শক্তি ই হিসেবে কাজ করছে। আ আপনার মনে করেন যে দেখা যেত যে, এইযে আপনার মনে করেন মানুষ depress হয়ে পড়ে না? যে বেঁচে থাকার কোনো কারণ নাই, আত্মহত্যা করতে চায়। এরকম একটা প্রলোভন আ কাজ করছে। কিন্তু আমার কোন আমি যতই হতাশার মধ্যে পড়ছি, আ যতই পড়ি ব্যর্থতার শিকার হই না কেন? আমার মধ্যে এই প্রলোভনটা কোন সময় কাজ করে যে, আমি সুইসাইড করবো, আত্মহত্যা করবো এবং আমি খুব শক্তভাবে হয়ে দাঁড়াই এবং ছোট, ছোট silly, silly ই issue যেমন মনে করেন যে, মানুষ break up এর পর আপনার মনে করেন যে খুব কষ্ট পায়, অ্যা ঠিক আছে? লুতুপুতু হয়ে যায় একদম। ভেঙে পড়ে, ঠিক আছে? আমার কাছে এই জিনিসগুলো কখনো ভাঙতে পারে নাই। আ এটা এ ও ওটা যে তো ছোট জিনিসই ছিল এবং লাইফে আরো বড়, বড় ঘটনা ছিল, যেটা থেকে আমি الحمد لله উঠে দাঁড়াইতে পারছি। এবং এটা আ আল্লাহর রহমতও ছিল এবং বলতে পারেন যে ভ্রমণও আ তার পাশাপাশি একটা মাধ্যম। আ ঠি হ্যা, হ্যা।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হু, হু, হু, হু। জ্বি, জ্বি। আচ্ছা। আচ্ছা। হু, হু। হু, হু। <clicks tongue> হুম, হুম। আচ্ছা। একটা মাধ্যম ছিল, আচ্ছা।

হ্যাঁ, আমরা যখন সেন্টমার্টিন গিয়েছিলাম প্রথম ট্রিপেই, আমার একটা ফ্রেন্ডের হচ্ছে আপনার সেখান থেকে মোবাইল হারিয়ে যায়। আ মোবাইল হারিয়ে গিয়েছিল আরকি পরে পেয়েছে অবশ্য। এবং এরতা এটার অশেষ ধন্যবাদ হচ্ছে গিয়ে সেন্টমার্টিনের অ লোকাল মানুষদেরকে। মো লোকাল মানুষগুলো অনেক আন্তরিক। ওরা আন্তরিক হ্যাঁ। ওরা হেল্প করছে আর কোস্ট গার্ডরা হেল্প করছে। এবং আ আ আমরা তো ফার্স্ট এ সন্দেহ করছিলাম যে সেন্টমার্টিন মানুষজন হয়তো বা নিছে চুরি করছে। আ পরে একটা ভদ্রলোক আসতে যে এখান না এটা 18 কিলোমিটার আয়তন একটা ছোট্ট একটা দ্বীপ। আ লোকাল মানুষ হয়তোবা হাজার 1000 মানুষ বাস করবে কিনা সন্দেহ আছে। highest গেলে 1000 মানুষ বাস করবে। এবং যারা বাস করে একে অপরকে সবাই চিনে। ঠিক আছে? নাম, নাম ধরে বলতে পারবো ওই 1000 মানুষের। অ্যাও কার মধ্যে কি সব আছে? সেটা আমরা সবাই ভালো করে জানি। ওইখানে একটা মেম্বার বা থাকে না? গার্ডিয়ান প্রতিটি এলাকায়। উনি বলেসিলো, যদি কেউ নিয়ে থাকে আপনার শহরের অঞ্চলে তা আপনাদের মতই ঘুরতে এসেছে তারা নিয়েছে।
ওহো! আচ্ছা। আচ্ছা, আচ্ছা যাক ভালো। হুম, হুম ওরা খুঁজে দিয়েছে? আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম, হুম, হুম। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। আচ্ছা। ওহো! আচ্ছা, ওরা তাহলে কতটা অবিশ্বাস করে টুরিস্ট দেরকে তাই না?
ঠিক আছে? অ্যা না অ অ মানে অবিশ্বাস কি? আ মানে আমাদের সন্দেহ হয়েছিল যে আমরা হয়তো সেন্টমার্টিন লোকদের নিয়েছে কিন্তু তো উনারা আশ্বাস দিয়েছে যে আমরা নেইনি।
হুম, কিন্তু ওরা বলছিল যে টুরিস্ট দেরকে নিতে।
হ্যাঁ, টুরিস্টের মধ্যে কেউ একটা নিয়েছে ঢাকার। এবং সত্যি তাই হয়েছে। শহর থেকে আসা মানুষজনই নিয়ে এসে।
আচ্ছা। আচ্ছা।